আমি না বেশ আ প্রায় মাসখানেক ধরেই খুব একটা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি। আ খুব একটা ইমোশন মানে একধরনের বলতে গেলে মনমানসিকতা থেকে আসলে ঠিকভাবে কোথাও ফোকাস রাখতে পারতেছি না। আ কোনোভাবেই নিজেকে আসলে আ নিজের মত করে রাখতে পারতেছি না। সবসময় মনটা এদিক সেদিক ছুটাছুটির মতোই থাকতেছে। আ এককথায় বলতে গেলে, ভালো একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। একধরনের বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যেই আছি। তো ভাবলাম বিষয়গুলো নিয়ে যদি কারো সাথে একটু শেয়ার করতাম, তাহলে হয়তোবা আ মন থেকে একটু হালকা হতাম আরকি ভালো একটা পরামর্শ পেতাম। তাই আরকি আপনার সাথে কথা বলা, আপনি যদি আমাকে এই বিষয়ে যদি একটু সহযোগিতা করেন?
আচ্ছা। হ্যাঁ, আসলেই আ আপনি যতটুকু বললেন। বোঝা যাচ্ছে, কোন একটা আ বিষয় নিয়ে আপনি বেশ একটু উৎকণ্ঠার মধ্যে আছেন, আপনার কথা শুনেই বোঝা যাচ্ছে যদিও আচ্ছা, আ এটা নিয়ে আসলে আমি যেটা মনে করি যে মানুষের জীবনে। এরকম কিছু ঘটনা হয়, বা কিছু ম মানসিক অবস্থার তৈরি হয়। কিন্তু এটা থেকে বেরিয়ে আসাও সম্ভব। আচ্ছা, আপনি কি আমাকে একটু নির্দিষ্ট করে বলতে পারবেন? আসলে কোন জিনিসটা নিয়ে আপনি বেশ আ উৎকণ্ঠিত? একটু যদি মানে বিস্তারিত বলেন, তাইলে হয়তো আলোচনাটা করতে আরো সুবিধা হবে।
আচ্ছা। জ্বি, আসলে আমি এক জায়গায় নতুন একটা জায়গায় আ জব নিয়েছি। আ সেখানে দেখা যাচ্ছে, আ কাজের সময় একটু মানে আগে যেখানে ছিলাম, ওখানে সবার সাথে ভালো একটা সুসম্পর্ক ছিল। কিন্তু আ নতুন যেখানে জয়েন করেছি, এখানে আ মানে আমার যে সহকর্মী যারা আছে, তাদের সাথে, আ ঠিকভাবে ওইভাবে কথা বলা বলে হয়ে উঠতেছে না। দেখা যাচ্ছে সবসময় আ তাদের সাথে একটু <hiccups> দূরে, দূরে একটু অবস্থান করেই চলতেছি। মানে এককথায় বলতে গেলে, আ তাদের সাথে তেমন একটা ভালো একটা সম্পর্ক আমার নেই। আ তেমন একটা সম্পর্ক গড়াতে পারিনি। সেক্ষেত্রে কাজের ক্ষেত্রে, অনেক ধরনের সমস্যাও ফেস করছি। আ দেখা যাচ্ছে কি? কাজের ক্ষেত্রে একটু আমি আমার মতো করে কাজ করতেছি। কারো কাছে যদি একটু হেল্প নিবো সেটাও হচ্ছে না। আর মূলত নতুন জায়গায় এসে মানে কাজের প্রতি স ঠিকভাবে ফোকাস ও রাখতে পারতেছি না। মানে যে কাজেই করতে যাচ্ছি, আ মনে হচ্ছে যে আ মনটা জানি অন্য জায়গায় পড়ে আছে। এরকম একটা পরিস্থিতির মধ্যে যাচ্ছি। আবার দেখা যাচ্ছে কি? কাজ করতে যাচ্ছি আ সেক্ষেত্রে আবার আ অনেকেই ডাকাডাকি করতেছে। আ বলতেছে, "তোমার বাসা কই? এর আগে কোথায় চাকরি করছিলা।" মানে এই বিভিন্ন আসলে সমস্যার মধ্য দিয়েই যাচ্ছি। তো আপনি যদি আমাকে এখান থেকে একটু আ ভালো একটা পরামর্শ দিয়ে, যদি আমাকে একটু আ বলতেন, আসলে কিভাবে কোন পরিস্থিতির মধ্যে গেলে দেখা যাচ্ছে, আমি কাজের মধ্যে একটু আ মনোযোগ আকর্ষণ করতে পারি? বা ফোকাস রাখতে পারি?
আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। হু, হুম। হু, হুম। হ্যাঁ। হু। আচ্ছা। তার মানে আপনি যেটা বলছেন, আপনার ঘটনা শুনে মনে হচ্ছে, এটা আপনার নতুন অফিসের কাজের, মানে আপনি যে ধারাটা, সেটাতে মনোযোগ করার ক্ষেত্রে একটা অসুবিধা আ ফিল করছেন। আ সত্যি এ তাই না? মানে এটা আসলে আ এমন না যে, আপনার কোন ব্যক্তিগত কাজের ক্ষেত্রে আপনি এই জিনিসটা ফিল করছেন সেরকম না। কিন্তু অফিসের, নতুন অফিসের সাথে হয়তো দেখা যাচ্ছে, আপনার কলিগদের সাথে এখনো সম্পর্কটা সেভাবে উন্নয়ন হয় নাই। তাই না?
হ্যাঁ। জি। জি।
হ্যাঁ? যার কারণে মানে এ কাজের যে আপনার ধারাবাহিকতা, এবং তাতে এ তাদের যে সহযোগিতা, সেটা আপনি সেরকম পাচ্ছেন না। তো এটা এ এটা একটা ব্যাঘাতের কারণ হয়তোবা। আরেকটা জিনিস হচ্ছে যে, উম যেহেতু নতুন জা নতুন অফিস তাই হয়তো, নতু প্রতিটা অফিসের তো একেকটা কাজের প্যাটার্ন, একেক রকম থাকে। কাজের একেকটা ধাপ থাকে। ওই ধাপটা হয়তো খুব বেশি আয়ত্তে না আসার কারণে, বা প্রপার কোন গাইডলাইন এর কারণে হয়তো আপনার মনে হচ্ছে, যে আমার কাজ হচ্ছে না, এবং কাজগুলো সব বাধা উ বাধাযুক্ত মনে হচ্ছে। হ্যাঁ? এ তো এই জিনিসগুলি আসলে একটা নতুন পরিবেশে, এবং নতুন কর্মক্ষেত্রে আ খুবই স্বাভাবিক। হ্যাঁ? এখন যেহেতু আপনি একটা প্রাথমিক অবস্থায় আছেন, হ্যাঁ? আপনি কি এমন কোন আ প্রজেক্ট এর অ্যাসাইন? যে এরকম একটা লক্ষ্য দেওয়া হয়েছে। নাকি এখনো একটা ধরেন সেরকম নির্দিষ্ট কোন লক্ষ্য দেওয়া হয় নাই। অফিসে থাকে না? যে, একেকটা অ্যাসাইনমেন্ট দেয়া থাকে একেকজনকে। সেরকমই কি কোন প্রক্রিয়ার মধ্যে এখনো কি আপনাকে ফেলা হয়েছে? নাকি আপনি ধরেন জাস্ট এখন নতুনভাবে জয়েন করেছেন। জাস্ট ওদের কাজের যে ধারাবাহিকতা, সেটারই খোঁজার প্রক্রিয়ায় এখনো আছেন। এটা একটু আমাকে বলতে পারবেন?
না। জি। আ আসলে আমি ওখানে আছি, আ মূলত একজন কম্পিউটার অপারেটর হিসেবে। আ সেখানে দেখা যাচ্ছে যে আমি কাজ, মানে যে কাজগুলো আমি করব। আ সেখানে আমাকে সবাই একপ্রকার হেল্প না করে। সবসময় দেখা যাচ্ছে ১ টার পর একটা কাজ, ১ টার পর একটা কাজ দিয়েই যাচ্ছে। আর আমি করতেও আছি। কারণ তাদের সাথে যেটা বললাম ওইভাবে একটা বন্ডিং হয়নি আমার। আ না হওয়াতেই আ তারা দেখা যাচ্ছে আমার দিকটা ওইভাবে তারা মানে আ তেমন একটা আন্তরিকতা পোষণ করতেছে না। তারা সবসময় দেখা যাচ্ছে একটার পর একটা কাজ দিয়ে যাচ্ছে, আর বলতেছে, "এইটা করো, ঐটা করো।" মানে বস থেকে শুরু করে যে সহকর্মী সবাই শুধু মানে ১ টার পর একটা দিয়ে যাচ্ছে। মানে সারাদিন একটা আ ক্লান্তিকর পরিবেশ নিয়ে দেখা যাচ্ছে, আমাকে আ কাজ করেই যেতে হচ্ছে। আ এক্ষেত্রে আসলে আমি কাজে সারাদিন কাজ করতে, করতে এমন একটা ক্লান্ত এমন একটা পর্যায়ে এসেছি। দেখা যাচ্ছে সেখান থেকে আমি আ বেশ আ কয়েকদিন যাবৎ কোনভাবেই আমি কাজের মধ্যে আমার মনোযোগ বসাতে পারতেছি না। কোনভাবেই দেখা যাচ্ছে, আমার কাজের যে একটা অগ্রগতি সেটাও খুঁজে পাচ্ছি না। মানে এককথায় বলতে গেলে, কাজের মধ্যে আমার একটু ফোকাসটা কমিয়ে গেছে। মানে এক্ষেত্রে আসলে আমি কিভাবে একটু কাজের মধ্যে দেখা যাচ্ছে, একটু মনোযোগটা বাড়াতে পারি?
হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হু, হুম। আচ্ছা। হু, হু। হু। হু। ও, জি। হ্যাঁ। আসলে এই নতুন পরিবেশের বিভিন্ন রকমের যে আপনি যে এ এই ঘটনাগুলি বললেন, এটা আসলে আপনার মধ্যে যেটা কাজ করছে, যে নতুন অফিসে গিয়ে, আপনি কাজেকর্মের উৎসাহটা সেভাবে পাচ্ছেন না। এবং যেহেতু এই উৎসাহটা পাচ্ছেন না, এবং বহুমুখী কয়েকটা কাজের আ চাপ আছে, আপনি বললেন। যে বিভিন্ন সময় অ একটা অযাচিত চাপের মধ্যে আপনাকে ফেলা হয়। তাই না? যেহেতু আপনি নতুন অফিসে নতুন জয়েন করেছেন। এখন এই জিনিসটাকে আপনি অ্যা কিছু যেহেতু নতুন হয়তো এই নতুন অবস্থায় সবকিছুতে একটু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়, বা করার আ প্রক্রিয়ায় থাকতে হয়। আপনি এ একটা কাজ করতে পারেন। আপনাকে যে কাজগুলি দেওয়া হবে, হ্যাঁ? অনেকে অনেকভাবে হয়তো দেবে। এ কিন্তু আপনি এই জিনিসগুলি কাজটা যে যদি যথাযথভাবে দেওয়া না হয়, তাহলে যেটা আপনার উপর একটি চাপ তৈরি করে, এটা আপনি আপনার যে শুভাকাঙ্ক্ষী কোন সিনিয়র যে আছেন, উনার সাথে আলোচনা করতে পারেন। এটা একটা পদ্ধতি হতে পারে। আরেকটা জিনিস যেটা, আপনাকে ধরেন এ ৫ টা কাজ এসাইন করা হলো। হ্যাঁ? কিন্তু দেখা যাচ্ছে, যে, আসলে ৫ টা কাজের মধ্যে যুক্তিযুক্ত কয়েকটা কাজ আছে। আর বাকিগুলি কাজ হয়তো একটু লেস যুক্তিযুক্ত। তাই না? এরকম আছে না? অনেক কাজে প্রায়োরিটি হাই থাকে, প্রায়োরিটি লো থাকে। আপনি যেটা করতে পারেন এ যে, প্রায়োরিটি হাই গুলি শুধু ওগুলি টার্গেট করেন, যে আমি এই, এই এ আমার প্রাথমিক সময়টাতে, এই প্রায়োরিটি যেগুলি হাই এই কাজগুলি করব। হ্যাঁ? তাইলে এ থেকে হবে কি? ধরেন আপনার ওই যে প্রায়োরিটি কাজগুলো একটু সর্টেড হবে, একটু গোছানো থাকবে। কারণ এটা হয়তো আপনার একটা ঐ যে আপনার কি আউটপুট দিলেন সেটার যে একটা মানদণ্ড এটাও নিশ্চিত করবে। হ্যাঁ? আপনি কি এভাবে কখনো চিন্তা করেছেন?
জ্বি। হ্যাঁ। জ্বি। হুম। উ হুম। হুম। হ্যাঁ। জ্বি আছে। জ্বি অবশ্যই আছে। আচ্ছা। জ্বি। জ্বি, বুঝতে পারছি। আ আসলে আপনি যেমনটা বললেন, আসলে এভাবে তেমন একটা চিন্তা করে দেখা হয়নি। আ তো আপনার কথা শুনে মনে হচ্ছে, এইভাবে আসলে করলে হয়তো আমার জন্য খুব একটা ভালো হতে পারে। আ তো আরেকটা জিনিস সেটা হচ্ছে, শুধু যে কাজের চাপের কারণেই হচ্ছে, তাও না। দেখা যাচ্ছে, আ মাঝেমধ্যেই আমার আ মোবাইলের কারণে, এবং কি আ মেইল আসতেছে। আ মোবাইলে দেখা যাচ্ছে অনেক সময় বন্ধু-বান্ধবরা একটু মেসেজ করতেছে, আবার দেখা যাচ্ছে অনেক সময় নোটিফিকেশন আসতেছে। আবার যে আ কাজের মধ্যে দেখা যাচ্ছে, অনেকে ডাকাডাকি করতেছে। আবার ওই যে মেইল আসতেছে যে দেখা যাচ্ছে, আমি একটা কাজ করছি সে বিষয়টা একটু বলি। আ কাজ করতে, করতে দেখা যাচ্ছে হুট করে আ বসের একটা মেইল আসছে। ইম্পোর্টেন্ট কাজ করতেছি। কিন্তু ওই যে কাজ করতে, করতে একটা মেইল আসার পরে এখন বসে একটা মেইল পাঠায় দিছে। এটা একটু আর্জেন্ট। এই মনে করে দেখা যাচ্ছে আমি ওই মেইল টা একটু চেক করতেছি। চেক করতে গিয়ে দেখা যাচ্ছে আমার যে আগের যে কাজটা এই কাজের ফোকাস টা একটু কমে যাচ্ছে। মনোযোগটা কমে যাচ্ছে। দেখা যাচ্ছে কাজটা একটু উলটপালট মনে হচ্ছে, আবার পরে করতে গেলে। আ তখন আমি শুরুতেই ঐ ইম্পোর্টেন্ট কাস কাজটা একটা মনোযোগ সহকারে করতে গেছিলাম। কিন্তু আ এই মেইলটা আসার কারণে দেখা যাচ্ছে, আমার আ মনোযোগটা আরেকদিকে চলে গেল। পরে আবার কোনভাবেই দেখা যাচ্ছে ওই কাজটা আবার আ করতে পারতেছি না। দেখা যাচ্ছে অহ অনেক রকমের একটা সমস্যা দেখা দিচ্ছে। আ ভুল হচ্ছে কখনো, কখনো, দেখা যাচ্ছে যে টাইপিং করতে দেখা যাচ্ছে, একটু ভুল করে ফেলতেছি অনেক জায়গায়। আ এরকম আসলে হয়ে যাচ্ছে। অনেক সময় আবার যে বন্ধু-বান্ধব ফোন দিচ্ছে, আবার মেসেজ যেগুলো আসতেছে নোটিফিকেশন এগুলোর কারণে আসলে আমার কাজের খুব একটা ডিস্টার্ব ফিল মনে করতেছি। সেক্ষেত্রে আসলে আ মনোযোগটা ঠিকভাবে ধরে রাখতে পারতেছি না। আর এরকম আসলে ভুল করতে, করতে এমন একটা পর্যায় হয়ে যাচ্ছে, যে আসলে আমার অফিস থেকে যে বাসায় যাবো, গিয়ে যে বিশ্রাম করবো, রাতের বেলাও দেখা যাচ্ছে যে এই বিষয়গুলো নিয়ে আ চিন্তা ভাবনা করতে, করতে দেখা যাচ্ছে। আমার রাতের ঘুমটাও ঠিকভাবে হচ্ছে না। আর সকালবেলা উঠতে, উঠতে দেখা যাচ্ছে, অনেক লেট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আসলে মন-মানসিকতাও ঠিক থাকতেছে না। আ মস্তিষ্কে মনে হচ্ছে সবসময় এ এক ধরনের খিটখিটে মেজাজের হয়ে যাচ্ছে। এরকম আরকি বিষয়গুলো যদি একটু বলতেন খুলে। যে আসলে এক্ষেত্রে আমি কিভাবে এইসবগুলো সবকিছু মেইনটেইন করে আমি আমার কাজকে একটু ফোকাস রাখতে পারি?
হুম, হুম। হুম। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হুম, হু। হু, হু। হুম, হুম। হুম, হুম। হুম। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হুম। হুম। বুঝতে হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পেরেছি। হ্যাঁ। হ্যাঁ, এটাই আরকি আপনার কথা শুনে, যেটা আসলে আপনার ওই যে কাজগুলি যে একেবারে সম্পন্ন হচ্ছে না সুন্দরভাবে, হ্যাঁ? এটার কারণেই আপনার এই আনুষঙ্গিক প্রবলেমগুলি হচ্ছে। আরেকটা জিনিস যেটা বলব, এই যে যেমন এক্সটার্নাল আমাদের তো এখন ডিভাইস, এবং সোশ্যাল মিডিয়ার একটা এনগেজমেন্ট সবারই থাকে। এইটা আপনি এই যে অফিসের যে কাজের জন্য আপনি এই, এই জিনিসগুলি একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন হ্যাঁ? একটু মানে একটা সময় নির্ধারণ করে, ওই সময়টুকু এই জিনিসগুলি চেক করার জন্য রাখবেন সোশ্যাল মিডিয়া। আর E-mail থেকে যে জিনিসগুলি হচ্ছে যে E-mail এর প্রায়োরিটি করার সময় আপনি আমি একটু আগে যেটা বললাম, যে আপনি একটা প্রায়োরিটি র ইস সেট করে, হ্যাঁ? আপনি যদি ওই কাজগুলি করতে থাকেন, তাহলে দেখবেন কি? আসলে ওই কাজের সময়টা আপনি যখন নির্ধারণ করবেন, যে এই ৩ টা টাস্ক আমি এই সময়ের মধ্যে ক করব, দেন আমি এই এর মধ্যে যে এই সময়টুকু, এই সময়টুকু E-mail চেক করব। তাহলে হয়তো ওই ৩ টা কাজ যখন আপনি করে ফেলবেন, তারপরে আপনি E-mail চেক করবেন তখন ওই E-mail এর সাথে ওইটার কনফ্লিক্ট হবে না। তাতে করে কী হবে? আপনি যে ৩ টা কাজ যে সম সফলভাবে করতে পারলেন, এটা একটা ভালো ফিডব্যাক পাবেন, এবং মাথাটাকে দেখবেন অনেক রিল্যাক্স লাগছে, হ্যাঁ? এই আর ওই যে সোশ্যাল মিডিয়ার কথাটা তো একটু আগে আমি বলেইছি। এর পাশাপাশি আপনি যেটা করবেন, আসলে নতুন পরিবেশে চাপস চাপ থাকবেই। কিন্তু চাপটাকে মেনে নেওয়ার জন্য একটু মানে আ মানে উ মানসিকভাবে প্রস্তুত থাকবেন। আর নিজের ঘুম, এবং খাবার-দাবার এই জিনিসটার প্রতি অবশ্যই যত্নবান হতে হবে। কারণ মানুষ যখন ঠিকমত না ঘুমায়, তার আ মস্তিষ্কটা ওইভাবে পুনর্গঠ গঠন হয় না। আশা করি এই পদ্ধতিগুলি যদি আপনি এ পালন করার চেষ্টা করেন, আ আপনি ব্যবহারিক ক্ষেত্রে তাইলে হয়তো কোন উপকার আপনার হলেও হতে পারে, কী মনে করেন আপনি?
হ্যাঁ, হ্যাঁ। জি। আচ্ছা। হ্যাঁ। হুম। হ্যাঁ। আচ্ছা। জি, আসলে আপনি এ এত সুন্দর, সুন্দর পরামর্শ আমাকে দিলেন। আ শুনে খুব একটা স্বস্তিবোধ মনে করতেছি, আ মনের মধ্যে যেরকম একটা বিভ্রান্ত কাজ করত সবসময়, যে মা কাজের মধ্যে একটু ফোকাস রাখতে পারি না। আপনি সেক্ষেত্রে আ অনেক সুন্দর, সুন্দর পরামর্শ দিয়েছেন যে আ কাজের সময় দেখা যাচ্ছে মোবাইলগুলো একটু আ আমি যদি একটু ওই সময় ব্যবহার না করি, সরায় রাখি, এবং কি E-mail গুলো একটু ওই ভাবে দেখি, আসলে যে মেইন কাজ যেগুলো সেগুলোর প্রতি যদি একটু বেশি ফোকাস দেই, তারপরে, তারপরের কাজটা করি। আ এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ।
আচ্ছা। হু।